আমাকে জানানো উচিত ছিল যে, "আজকে হচ্ছে না, আমরা হ কালকে যাই।" বা এরকম করে আমাকে যদি ব্যাপারটা সে ঘুমানোর আগেই, কারণ তার যখন সে নিশ্চয়ই বিছানায় এসেছে, হ্যাঁ? তা তারপরেই তো তার ঘুম এসেছে। এমনিতে তো আর তার সে ঘুমিয়ে পড়েনি। ঐ সময়টার পর্যন্ত তো তার sense ছিল। তো সে যদি বুঝতেই পারত যে তার tired লাগছে, বা সে আজকের দিনটা পারবে না। শরীরে হয়তো বা, যে কারোই হতে পারে, যে শরীর হয়তো বা সেদিন সাড়া দিচ্ছে না কোথাও বের হওয়ার জন্য। Then কিন্তু সে আমাকে অবশ্যই বলতে পারতো যে আ মানে, "আজকের দিনটা আমি পারছি না। তো অ কালকে যাই।" তাহলে হয়তোবা আমি আর expectation টাও রাখতাম না আমার
জি, জি। <chuckles> এ হ্যাঁ, হ্যাঁ। জী, জী। না এইটাও হয়তো বলতে পারতো যে, "আজকের দিনটা আর একটু দেরি করে বের হই, এত আগে বের না হয়ে।" বুঝতে পেরেছি। মানে communication টা আসলে খুব দরকার এইখানে।
হুম, হুম। একদম, একদম। কারণ আমার সাথে ওর schedule ভীষণ, ভীষণ ভাবে। কারণ আমার সাথে তার schedule টা ready ই ছিল। আমি ঐ অনুযায়ী আমার schedule সাজিয়েছি। আমার কাছ থেকে আমি ওভাবে করে ছুটি নিয়ে রেখেছি। হ্যাঁ? তো পুরো দিনটাই আমার জন্য কিন্তু ভেস্তে গেল। আজকে যে ছুটিটা আমি নিয়েছি
আচ্ছা। তাহলে তো আপনি মানে যেই পরিমাণে এফোর্ট দিয়েছেন রাগ হওয়াটা তো স্বাভাবিক।
হুম, খুব স্বাভাবিক। <chuckles> আ হয়তোবা আমি আর তার সাথে কখনো এইরকম কোনো টাইম ব সেট করবো না। বা টাইম সেট করলেও হয়তোবা আর তাকে কখনোই বিশ্বাস করবো না যে সে এই টাইমে বের হবে। হ্যাঁ? তো এই যে বিশ্বাসটা ভেঙে গেল বা আস্থার জায়গাটা আসলে নষ্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেটা করতে পারবে, যতটুকু পরিমাণে করতে পারবে, ঠিক ততটুকু পরিমাণে অন্যকে promise করাটা উচিত। তার বাইরে করলে উম অ্যা উম ব্যাপারটা সুন্দর হয় না আরকি।
<chuckles> <chuckles> বুঝতে পেরেছি। হুম, হুম, হুম, হুম। অবশ্যই, অবশ্যই। মানে তখন আরকি যে এই জিনিসগুলা হয়ে যায়, বিশ্বাসটা ভেঙে যায়। হয়তো সে অনিচ্ছাকৃতভাবেই করেছে, বা যেভাবেই করুক না কেন, এট লিস্ট যদি খোলামেলা ভাবে একটা কথাবার্তাও বলতো, তাহলেও হয়তো কিছুটা হলেও বিশ্বাস আপনার থাকতো।
একেবারে। হুম, হুম। হুম।